দেখেন। এ অর্থে অন্তরের doubt আর brain এর doubt কিন্তু এক জিনিস না। তাই না? কারণ অন্তর কিন্তু এমন জিনিস চেষ্টা করে যে, আসলে আমার ভালো লাগে। মানে আমার মনের ব্যাপার, ব্যাপারটা কিন্তু এমন। তো
রাইট। এই ওটার পিছনে তেমন solid কোন logic থাকে না অনেক সময়।
জি, জি, জি, সেটা তো অবশ্যই। তো সে অর্থে যদি আমি সব জিনিস যদি ভাবতে যাই, তো আমার কিন্তু কোন না কোন অংশে আমি বাধাপ্রাপ্ত হতেই পারি। এটা তো অস্বাভাবিক কিছু না। কারণ আমার অন্তর চাচ্ছে বলে অন্তর চাচ্ছে বলে যে, জিনিসটা স্বাভাবিক এবং সঠিক তা কিন্তু না। জীবনে অনেক অংশে এমন জিনিস দেখা যায় যে, আমি অন্তরের ইচ্ছাকে এগিয়ে আমি জীবনটা চালনা করার চেষ্টা করছি। তো সেই অর্থে কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছি কিন্তু আমি যদি পরবর্তীতে জিনিসটা ভাবার চেষ্টা করি যখন আমি জিনিসটা brain দিয়ে ভাববো। তখন কিন্তু এর একটা ফলাফল এর যে, একটা সুন্দর outcome বের করা সম্ভব সেটা কিন্তু বের করে নিয়ে আসা সম্ভব। তো এই অংশে অবশ্যই
হ্যাঁ। হু। খুবই স্বাভাবিক হ্যাঁ। রাইট। হুম। ঠিক, হ্যাঁ। হু। হু। রাইট। বের করে নিয়ে আসে। অনেক সময় হ্যাঁ, আপনি যেটা বলছিলেন অনেক সময় যে, সব brain এর কথা মেনে চললে বা logic শুনে চললে অনেক সময় আ আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। তো অনেক সময় দেখা যায় যে, আসলে brain সবসময় brain এর কথা মেনে চললে life টা অনেক সময় mechanical হয়ে যায়। একটু যান্ত্রিক মনে হয় নিজেকে। এ সেক্ষেত্রে যে, অন্তরের যে, চাহিদা গুলো আছে বা মনের যে, ইচ্ছাগুলো আছে সেগুলো আসলে সবসময় আ ঐরকম পূরণ করা হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, সেটাকে আসলে ignore করতে হয়। তো আপনি জিনিসটা আসলে কিভাবে balance করেন?
জ্বি, সেটা তো অবশ্যই। জ্বি, সেটা তো অবশ্যই। না। এমন, এমন, জিনিস আছে যেগুলো আসলে অন্তরে শুনতে হয় যেমন আমি ঘুরতে যাবো। আমার time আছে। তো সেই অর্থে তো আমি brain কে চাপ দিয়ে আমি বলতে পারি না, যে, আমি বাসায় থাকবো। বাসায় থেকে আমি অন্য একটা কাজ করার চেষ্টা করবো। যেটা হয়তোবা আমার হবে কি হবে না তার নিশ্চয়তা নেই, তাই না? তো সেই অর্থে আমি অবশ্যই অন্তরের কথা শুনে ঘুরতে চলে যাবো। আবার কিছু, কিছু, জিনিস দেখা যাচ্ছে আমার সামনে পরীক্ষা। তো সে অর্থে যদি আমি আসলে <scoffs> অন্তরের কথা শুনে যদি বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে, তো সে অর্থে তো আমার result খারাপ হবে। তো সেখানে তো অবশ্যই আমার brain কে চাপ দিয়ে বলতে হবে না আমার অন্তরের কথা শোনা যাবে না। তো সে অর্থে যদি আমি আসলে brain কে চাপ দিয়ে বলি যে, না আমার সামনে পরীক্ষা, আমি সেহেতু অবশ্যই চেষ্টা করবো পড়াশোনা করে জিনিসটা ভালো রাখার। তো সেই অর্থে কিন্তু আমার result <scoffs> টা ভালো হবে। আসলে এগুলো নিয়ে যে, কথা বলার কিন্তু অনেক কিছু কিন্তু আছে।
হুম। হ্যাঁ, হ্যাঁ, জি। হু। হুম। ঘুরতে চলে যান। রাইট হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। বাহ! চমৎকার হ্যাঁ, চমৎকার, চমৎকার, করে আপনি আসলে উদাহরণ দিলেন। চমৎকার করে উদাহরণ দিলেন যে, শুরু থেকেই আপনি যেভাবে আসলে উপদেশ এবং নিজের অন্তরে ভরসার ব্যাপারে balance টা করলেন এবং কোথায় কোন ক্ষেত্রে কোনটাকে priority দি দিতে হবে সেটা খুব সুন্দরভাবে আসলে বর্ণনা করলেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন। শুভকামনা রইলো।
<chuckles> আমারও আপনার সাথে কথা বেলে বেশ ভালো লেগেছে। ভালো থাকবেন। ধন্যবাদ।